জ্বি, হেলো? আ জ্বি। আ ভালো আছি। আপনি কেমন আছেন?
হ্যালো, কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তবে যদি আ গরমটা একটু বাদ দেয়া যায় আরকি। গরমে একটু অতিষ্ঠ হয়ে পড়েছি। তাছাড়া মোটামুটি ভালোই আছি। আহা।
হ্যাঁ, হ্যাঁ। আসলেই। আ গরম সবখানেই একটু আ আসলে বৈশাখ মাস আম কাঁঠালের সব মিলে ব্যাবসা একটা গরম বিরাজ করছে। তো আসলে আ গরমে ঘুম আসছিল না। একটা জিনিস ভাবছিলাম যে আসলে আ যখন ঘুম আসছিল না তখন হাতে automatic মোবাইলটা নিয়ে একটু আ আ সময় কাটানো শুরু করলাম। Scroll করা শুরু করলাম।
হু, হু, হু, হু, হু। একদমই সঠিক বলেছেন। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা।
তখন আসলে আমার মনে একটা চিন্তা আসলো যে আ মোবাইল তো আসলে আমাদের যেমন সময় কাটাচ্ছে। সময় আমরা spend করছি এখানে। তো পাশাপাশি এ আমাদের বন্ধুত্বসহ আমাদের আশেপাশে যারা আছে আ সহজ ভাষায় হচ্ছে মানুষ আ যত মানুষগুলো আছে তাদের সাথে সম্পর্কগুলি আসলে আমাদের কি আ অয়া ভালো হচ্ছে নাকি সম্পর্কগুলো খারাপ হচ্ছে? এটা আসলে আমার মনে এমন একটা প্রশ্ন হঠাৎ করে দেখা দিল। তো এক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন? আমার প্রশ্নটা কি আসলে উদ্ভট টাইপ না আসলে এমন আ এমন কিছু ভাবনাটা ঠিক হতে পারে? <chuckles>
হু। হুম। হু, হু। আচ্ছা। হুম। হু, হু। আচ্ছা। না, না। একদম ঠিক আছে। <chuckles> না, আপনার ভাবনা আ ভীষণ যৌক্তিক একটি ভাবনা আপনার মাথায় এসেছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
হ্যাঁ। <clears throat>
এবং আ আপনার সাথে আমি অনেকটাই ম্না বলা যায় যে একই রকম টাইপের চিন্তাভাবনা বেশ অনেক সময় আমার মাথাতেও আসে এবং এ দেখা যায় যে অনেকের মাথাতেই হয়তো আসে। <chuckles> এমন না যে শুধু আপ আ উদ্ভট হওয়ার কোন প্রশ্নই আসলে আসে না এখানে। কারণ আগে দেখুন আমরা একসময় আমাদের আ রুটিন একরকম ছিল। বিকেল বেলা খেল বা কোথাও আড্ডা দিতে যাবো। কিছু না হোক বাড়ির সবাই একসাথে বসে উম্না কোনো একটা কথা প্রয়োজনীয় কথা হোক অপ্রয়োজনীয় হোক, কথা বলবো একটু গল্প করবো, এমন ছিল।
হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হু। হু। হ্যাঁ। হুম।